এটা বেশ আপনি ভালো বলেছেন যে, যা আপনি আ মূলত চেষ্টা করেছেন যে আ এই যে যখন আপনার এরকম স্ট্রেস হচ্ছে আপনি না খেয়ে আপনি অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন, যেরকম ইওগা বা মেডিটেশন করে আপনি কিন্তু ব্যস্ত থাকতেন। তো সেই সময় কিন্তু আপনার খাবার খেতে কিন্তু আ মানে মন চাইতোনা আচ্ছা তার সাথে যদি বলতেন এই যে আ কি স মানে আপনার কি এরকম কোনো মানে পছন্দের কোনো স্ন্যাক আছে যেটা আপনি শুধু মাত্র স্বাদের জন্য খান? নাকি এটা আপনার মনের জন্য মানে খেয়ে থাকেন আপনি?
জ্বী। হুম। <tsk> যদি বলি সেক্ষেত্রে বলব শন পাপড়ি খেতে আমার খুব পছন্দ। সেটা হচ্ছে গিয়ে আ অ্যাকচুয়ালি ওটা না দেখলেই ছোটবেলার একটা কথা মনে পড়ে যে আসলে দাদু না দাদু নানুদের সাথে বসে খেতাম বা তারা একটু এনে দিত আগে তো হচ্ছে গিয়ে যে কাগজে কাগজের আ হচ্ছে গিয়ে করে নিয়ে আসত। তো ওই জিনিসটা আমার শন পাপড়ি টা দেখলেই এই জিনিসগুলো মনে পড়ে। তারপরে হচ্ছে সেটার সাথে যদি আরো এড করি এই যে তিলের খাজা বলা হয়। তারপরে হচ্ছে কটকটি। আ এই যে এই ধরনের যে জিনিসগুলো আছে না সেগুলো দেখলেই হয় যে একটা আসলে এগুলোতো আমরা খাওয়ার জন্য খাই না। একটা স্মৃতি কিংবা সামনে আসলে জিনিসটা মাথায় চলে আসলো রিকল হচ্ছে। সেইজন্য হয়তো বা একটু টেস্ট করে দেখছি কিংবা ওইতো সবার সাথে এসে যেহেতু বললাম সবাই একসাথে নিয়ে টেস্ট করা। এরকমই।
এ্যা জ্বি, জ্বি, মুখে পানি এসে পড়ে। ও ইন্টারেস্টিং ব্যাপার। হুম, বেশ মজার ব্যাপার। ও আচ্ছা ভালো বলেছেন। বুঝতে পেরেছি একদম ঠিক মান মানে মূলত আপনি এই যে এরকম ছু মানে আপনার পছন্দ স্নাকস খেয়ে থাকেন পুরনো স্মৃতি মনারক মনে করার জন্য। যেরকম আপনি বললেন যে আপনি শৈশবকালে কিন্তু আ শোন পাপড়ি খতেন সেটা কিন্তু কাগজে পেচিয়ে আপনাকে দেয়া হত। তো এগুলোতে আপনার অনেক স্মৃতি আছে যেগুলো খেলে আপনার আ মনে পড়ে যায়। আচ্ছা? তার সাথে যদি আপনি বলতেন যে, উম অনেক সময় তো এরকম খাবার আছে যেটা এখন আর পাওয়া যায় না। তো আপনার ক্ষেত্রে এরকম কোন খাবার আছে যেটা আপনি খা খেতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না?
হু, হু, হু, জ্বী। জ্বী। জ্বী।